হ্যাঁ, হ্যাঁ একদম। আসলেই খুবই সুন্দর কথা বলেছেন আপনি। আর আমি একটা জিনিস উম মানে মনে করি যে আমাদের জীবনের ছোট, ছোট অভ্যাসগুলো কিন্তু আমাদের জীবনে অনেক বড় একটি পরিবর্তন আনে। যদি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, আমি প্রতিদিন রাতে চেষ্টা করি যে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাওয়া এবং প্রতিদিন সকালে আমি চেষ্টা করি যে মানে মানে ফজরের সময় উঠা, তারপর ফজরের নামাজ পড়ার পর তারপরে আসলে হাঁটাহাঁটি করা। তো অন্তত ১ টা ঘণ্টা আমি বাহিরে হাঁটাহাঁটি করার চেষ্টা করি। একটু হাঁটাহাঁটি হালকা উম উম মানে হালকা ব্যায়াম। তো এই বিষয়গুলো প্রতিদিন আমি চেষ্টা করি যে একটা সময় আমার এই অভ্যাসটা ছিল না। এ তখন আমি আমি মানে মান মানে শা মানে শারীরিকভাবে অনেকটা অসুস্থতা বোধ করতাম বা একঘেয়েমী একটা জীবন ছিল। কিন্তু আমি প্রতিদিন সকালে যখন এ হাঁটার অভ্যাসটি করি বা এক্সারসাইজ করার অভ্যাসটি করি, তারপর থেকে আমার শরীর উম মানে মানে আমার সারা সারাটা দিন এতটা ভালো যায় মানে কি বলবো! তো কারণ কি কারণ কি? ওই ওই সকালের যে আবহাওয়াটা এতটা মানে মানে এতটা ফ্রেশ হয়ে থাকে। আর আর সকালবেলা যখন নামাজ পড়ার পর হাঁটতে বের হই, একটু এক এ এ একটু হাঁটাহাঁটি করি, একটু push up দেই। তো উম তখন কিন্তু আসলে আমাদের শরীর উম মানে শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি আমাদের যে শরীরের রক্ত সঞ্চালন উম অনেকটা বেড়ে যায়। তো তো সব মিলে আমি বলবো যে এই যে ছোট, ছোট অভ্যাস আমার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ মানে চেঞ্জ এনেছে। আপনার কি এমন হয়েছে যে আপনার জীবনে ছোট, ছোট অভ্যাস আপনার জীবনে ভালো কোন পরিবর্তন এনেছে?
হু, হু। হু, হু। হু, হু। জি, জি, জি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু, হু। হু, হু। হু, হু, হু। হু, হুঁ। হুম, হুম। জি, জি, জি। হু, হু। হু, হু। হু, হু। হু, হু, হু। জি, জি, জি, জি, জি, জি। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই।

হ্যাঁ, একদম, একদম ঠিক বলেছেন। আসলে দৈনন্দিন জীবনে এই ছোট, ছোট অভ্যাসগুলো গড়ে তোলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। কারণ আমরা যখন ভালো অভ্যাসগুলো করব যেমনটা আপনি বললেন, খুব সুন্দরভাবে বলেছেন, যে আপনি খাওয়া-দাওয়ার পরে অ্যা ইয়া ৪০ মিনিট, ৩০-৪০ মিনিট Exercise করবেন। পাশাপাশি এটা হাঁটাহাঁটি করবেন। তো এগুলা কিন্তু এই যে ছোট, ছোট অভ্যাসগুলো কিন্তু আমাদের, আমাদের শরীরকে অনেকটা চাঙ্গা রাখে প্লাস আমা আ আ আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেকটা সহযোগিতা করে। তো আমরা যদি এই Exercise গুলা যদি প্রতিদিন করি বা আমরা এই অভ্যাসগুলো যদি প্রতিদিন করি তাহলে কিন্তু আমাদের, আমাদের দৈনন্দিন জীবনের জন্য এই বিষয়গুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার বলে আমি মনে করি।
জি, জি হু, হু। হু, হু, হু। জি, জি, জি, জি, জি, জি। হু, হু, হু। হু, হু। হু, হু, হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জি, জি জি, জি। জি, জি জি, জি। জি, জি জি। হু, হু। হু, হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।